হ্যাঁ, এটা কিন্তু খুবই ভালো একটা process আপনার কাজ শুরু করার ক্ষেত্রে। তো কখন কি এরকম হয়েছে যে আসলে একটা কাজ আপনি আসলে প্লান একটা প্ল্যান করে আপনি কাজটা শুরু করেছিলেন। কিন্তু ultimately দেখা গেল আসলে হচ্ছে প্লানটার মধ্যে কাজটা আর থাকে নাই। মানে এটা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে প্ল্যান এর মধ্যে। এরকম কি কখনো হয়েছে?
এরকম হয়েছে আ যে আমি যখন চাকরিটা শুরু করি, বেশ কিছু amaount জমানোর পরে, আমার মনে হয় যে আমি এটা আসলে একটা কিছুদিন invest করা দরকার। কা কয়েকজনের সাথে আমি আলোচনা করি। তারা আমাকে বিভিন্ন ধরনের শেয়ার-টেয়ার নিয়ে কথা বলে। তো আমার কাছে পরে মনে হলো যে শেয়ার এ ইনভেস্ট করা যে কথাটা বলছে একদমই শেয়ার মার্কেট সম্পর্কে একেবারেই বুঝি না। এবং তারা যতই বলুক যে, এটা হয়ে যাবে আ বা এটা সেফ আমার কাছে মনে হচ্ছে যে যেটা আমি একদম বুঝি না। বা উম আমি দেখেছি যে এটা সেফ ও না। যে এটা নিয়ে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তারপরে হচ্ছে যে হ্যাঁ।
উম আচ্ছা। হুম। হুম। হ্যাঁ, এটা তো অবশ্যই। কারণ শেয়ার মার্কেট আসলে পুরা একটা লাকের ব্যাপার। এটা অ লাক না বলা যে এখানে অনেক skill এরও ব্যাপার আছে। যে এ আপনার আসলে যদি আইডিয়া না থাকে তাহলে এটা না ঝুঁকাই ভা তো আপনি কি পরে শেয়ার এ জয়েন হয়েছিলেন?
একদম। হ্যাঁ অনেক স্কিল এর ব্যাপার আছে। সম্ভব না। না পরে আমি দেখেছি যে এটাতে তো স্কিল দরকার থাকেই, এবং monitoring ও করতে হয় প্রচুর। এটার জন্য সময়ও লাগে। আপনাকে সার্বক্ষণিক একটা monitoring এর ভেতরে থাকতে হবে হ্যাঁ, হ্যাঁ। তখন আমার মনে হল যে আ বেটার আমি হচ্ছে আমি যেহেতু জানিও না আমার স্কিল ও নাই। আমি আগে জিনিসটা শিখবো তারপরে হবে বেটার আমি এখন এটা একটা ডিপোজ ডিপোজিট হিসেবে রাখি। তো পরে সেটাকে কিন্তু আ চেঞ্জ করে আমি ডিপোজিট করেছি।
হুম। হ্যাঁ, হ্যাঁ। সারাক্ষণ এটা update এ রাখতে হয় আরকি যে কোনটা বাড়লো- বাড়লো কোনটা কমল। আচ্ছা।